একদমই ঠিক। যদি আমি ভেঙে পড়তাম বা এরকম হলে তো আমি আসলে চলতে পারবো না। জীবনে আমাকে তো সামনে যেতেই হবে, না?
জ্বি। জি। একদম। তো সেখান থেকে আসলে আমাদের তো অনেক কথা হলো মানসিক সমস্যা নিয়ে। আ মানসিক রোগ নির্ণয় নিয়ে কিভাবে জনসচেতনতা তৈরি করা যেতে পারে এবং আপনার সমস্যাটিও আপনি বললেন, সবকিছু মিলিয়ে আসলে আমাদের খুব সুন্দরভাবে আ <smacks lips> আলোচনা হলো। এবং আমি আপনার কাছ থেকে আ জানতে পেরে যে প্রিয়জন হারানোর পরও আসলে কিভাবে নিজেকে আ শক্ত করে গড়ে তুলতে হয় সেটি আসলে আমার খুবই ভালো লাগলো। আশা করি আপনিও
হুম। জি। হুম। জি। হুম। হুম। জ্বী, জ্বী। জ্বী, আমারও ভালো লাগলো কথা বলে আপনার সাথে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
জ্বী। সুস্থ থাকবেন।